হ্যাঁ, হ্যাঁ। খুবই স্বাভাবিক। এখন আপনাকে যদি জিজ্ঞেস করি যে, এতক্ষণ যেটা বললেন যে আপনার নিজের রাগ নিয়ন্ত্রণ বললেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, আপনাকে হয়তো আপনাকে নিয়ে কিছু হচ্ছে না। কিন্তু পরিবারের মধ্যে দেখা যায় যে, অন্য ২ ভাই বা ২ বোন ঝগড়া করছে, তাদের মধ্যে রাগের বিষয়টা চলে আসে। তখন এখন আপনি নিজেকে হয়তো নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার এই পদ্ধতিগুলা আপনার জানা আছে, তো আপনি সেগুলা অ প্রয়োগ করে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন। কিন্তু তাদের ক্ষেত্রে হয়তো কখনো আপনি কি চেষ্টা করেছিলেন কিনা, যে তাদের রাগটা কমানোর জন্য? এবং কি আপনি ওইখানে মানে এপ্লাই করেছিলেন কোন জিনিসগুলা? কিভাবে তাদের রাগটাকে কমানোর চেষ্টা করেছিলেন?
জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এরকমটা হয়। জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ তো সেক্ষেত্রে দেখা যায় কি? যে আমি চেষ্টা করি কে বেশি উত্তেজনা হচ্ছে। বা কে বেশি রা রেগে কথাবার্তা বেশি বলছে, তার দিকে একটু যেয়ে তাকে একটু থামানোর চেষ্টা করি। কারণ স্বাভাবিকভাবে রাগের মধ্যে ২ পক্ষর সাথে যখন এরকম ঝগড়া বিবাদ লেগে যায়। তখন আসলে সামলানোটা খুবই কঠিন হয়ে যায়। কারণ দুজনই অনেক বেশি আ দেখা যায় না, যে রাগের মাথায় থাকে বা খারাপ একটা সিচুয়েশন এ থাকে। তো সেক্ষেত্রে ওই বাবার জিনিসগুলো ফলো করি যে, বসানো বা এরকম। কিন্তু আগে যে বেশি খারাপ মানে বলা শুরু করে, বা দেখা যায় যে খারাপ পর্যায় চলে যায় হুম, তাকে দেখা যায় যে একটু বসিয়ে ঠান্ডা করে, তাকে একটু বোঝানোর চেষ্টা করি। পানি দেই, হ্যাঁ? পানি খেলে কিন্তু অনেক সময় অনেকটা একটা রিল্যাক্স ফিল করে আমাদের মধ্যে হ্যাঁ। তো এই জিনিসগুলো করি জি হ্যাঁ, তো তার হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আসলে তখন দেখা যায় যে ১ পক্ষকে বোঝানোর পর, আবার পরে যেয়ে আরেকজনকে আ ঠান্ডা করার চেষ্টা করি যে, "ঠিক আছে, ওরও ভুল ছিল, তোমারও ভুল ছিল। দুজন মিলে একটু সমাধান করে ফেলো।" এই।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাই? খুবই ভালো। হ্যাঁ, হ্যাঁ। হুম, খুবই স্বাভাবিক। এ রাগের মধ্যে আছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। মানে যার একটু বেশি রাগ হয়েছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। এটা অনেক বেশি উপকারী হয়। হ্যাঁ। তো যেটা বললেন যে আপনি হ্যাঁ, হ্যাঁ। আপনি শুরুতে হলো হ্যাঁ, বলেন? <chuckles> হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। মানে এখানে আপনি দুইজনকেই চেষ্টা করেন যে, সমন্বয়ের মাধ্যমে দুজনের রাগটাকে নিয়ন্ত্রণ করার। এখানেও একটা খুবই ভালো আরেকটা কথা বলেছেন, সেটা হলো যে পানি খাওয়ার বিষয়টা। সত্যি বলতে পানি খেলেও আমাদের শরীরের অনেক কিছু শান্ত হয়। তো শান্ত হলে তখন দেখা যায়, আমার রাগ গুলো অনেক বেশি শান্ত হয়ে যায়। আচ্ছা, এখন ছোট্ট করে যদি একটা প্রশ্ন করি যে, কখনো কি এমন কিছু হয়েছিল, যে আপনার এই কৌশলগুলো আপনি ব্যবহার করতে ক চেয়েছেন কিন্তু কাজ করেনি? তখন আপনি কিভাবে রাগটা নিয়ন্ত্রণ করেছিলেন?
হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। নিয়ন্ত্রণ। জ্বী, জ্বী। শান্ত হয়ে যায়। একদম। জ্বী।